তাই না? বিশেষ করে আপনি খেয়াল করবেন যে আমাদের কিন্তু আম ওষুধের দাম অনেক বেড়েছে।
এইটা সঠিক। হ্যাঁ, ওষুধের দাম বেড়ে গেছে অনেক বেশি, অনেক।
হুম, হুম। অনেক। তো <clears throat> মানুষ কি আসলে চিকিৎসা ছাড়া থাকতে পারবে ভাই?
না, না প্রশ্নও আসে না। চিকিৎসা তো আসলে একটু ক্রিটিক্যাল একটা ব্যাপার। আপনি যেমনটা বলছিলেন। তবে আমি যদি পোশাকের কথাতেও আসি হ্যাঁ, আমি দেখছি যখন ১ম চাকরি পেলাম এর আগের ঘটনা বলি। তখন হয়তো বা রাস্তার ৳১০০ 'র স্যান্ডেলে আমার চলে যেত। যখন চাকরি পেলাম তখন ৳১০০ 'র স্যান্ডেলের জায়গা থেকে হয়তোবা নিউ মার্কেট থেকে তিনশ টাকা'র স্যান্ডেলে গেলাম। এবার তিন এরপরে আরেকটু প্রমোশন এলো। তখন ৳৩০০ থেকে হয়তোবা একটু দোকান থেকে নিতাম ছয়-সাতশ টাকা 'র। এরপর আরেকটু প্রমোশন হলো। তখন হাজারীবাগ বা এই ধরনের জায়গা থেকে হয়তোবা ৳১০০০-১,২০০ 'র। এখন দেখা যাচ্ছে আ এই শোরুম থেকে নিই। এমন আরকি। তো এর পেছনে কারণও আছে কিন্তু কারণ আমরা এত পরিমাণে নিম্ন অবস্থায় থেকে আসছি। যেখানে দেখা যায় যে আমাদের ঐ মাথায় থেকেই গেছে যে আ হা আমি আ একটা Yellow টি-শার্ট কেন পড়তে পারব না। আমি একটা আমি একটা Sailor এর টি-শার্ট কেন পড়তে পারবো না? এই এই যে চিন্তাগুলা এটা কিন্তু একদম খারাপও না এটা থাকার দরকার আছে বলেও আমি মনে করি। এগুলা মানুষের কাজ করার ইস্পৃহা বাড়ায়।
ঠিক। হু, হু। জি, জি, জি। হু, হু, হু। জি, জি। হুম, হুম। একদম, হু, হু। হু। হু, হু, হু, হু, হু। জি। হু, হু, হু, হু, জি, জি, জি। <laughs> জি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। <laughs> হু, হু, হু, হু। জি। হুম, হুম। হু, হু। একদম। হু, হু, ঠিক, ঠিক। হু, হু। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু, হু, এটা ঠিক, এটা ঠিক। এবং আম ব্যাপারটা হচ্ছে কি যে <smacks lips> আপনি যেটা বললেন যে আম মানুষের স্পিড টা বাড়ায়। তার সাথে, সাথে আমি বলব কি যে মানুষকে শুধুমাত্র স্পিড বাড়ায় তা না। মানুষকে স্বপ্ন দেখতে সহায়তা করে। একটা মানুষ যদি কিনা এটা হচ্ছে যে একটা মানুষের স্বপ্ন। <snorts> তো মানুষ যদি স্বপ্ন না দেখে, মানুষের যদি ইচ্ছা না থাকে তাহলে সে কিভাবে করে মানুষ হইল? হ্যাঁ, সে উম অবশ্যই তাকে কোন না কোন একটা টার্গেট থাকতে হবে। সেই টার্গেটটাকে স তার অ্যাচিভ করা লাগবে। ঠিক না? কিন্তু এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমাদের টার্গেট আমাদের অ্যাচিভ করতে গেলে সেখানে দেখা যাচ্ছে কি যে আম ফাইন্যান্সিয়াল একটা বাধা একদম, একদম। এবং আপনি যে কথাটা বললেন আসলে আমি খুব রিলেট করতে পারতেছিলাম যে আম ওইযে অফিসের যে আসলে যখন কিনে জয়েন করলেন তখন ৩০০, ৬০০
হ্যাঁ ,হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। মানে টার্গেট না করে আর কি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। ক্রাইসিস দেখা যায়। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এটা সত্যি আমি ফেস করছি তো এগুলা।
জি, জি, জি, এবং আম সবচাইতে বড় ব্যাপার কি জানেন যে আমার মনে আছে আমার ১ম স যে বেতন ছিল সে বেতন ছিল বারো হাজার টাকা হুম। <smacks lips> কিন্তু আমার
হ্যাঁ। আচ্ছা, আমার ১ম বেতন শুনলে তো হাসবেন, ৳৩০০০।
<chuckles> না ভাই আমি আসলে মাস্টার্স করে তারপর ৳১২,০০০ এর বেতনের চাকরিতে জয়েন করেছি। সেই হিসেব করে বললাম আরকি। <chuckles> তো
ওহো! আচ্ছা আর আমি পড়াশোনা চলাকালীন অবস্থায় মানে পারিবারিক এবং পারিপার্শ্বিক অবস্থা এমন হয়ে গেছিল যে নিজের থাকা খাওয়ার জন্য কাজ করতে হতো। তাই একটা ফটোকপির দোকানে কাজ করতাম।
ওইটাই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি।

আম ভাই, আসল to be very honest আ মানে এটা শুনে I really proud of you and congratulations ভাই। <chuckles> জি।
হুম থ্যাংক ইউ। তবে আসলে এখন ওই সময়টাকে মনে করলে হাসি আসে। অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি। এই আরকি।
<chuckles> একদম ভাই, একদম, একদম। কংগ্রাচুলেশনস ভাই আসলে আ you did it আপনি পারছেন ভাই। জি, জি।
থ্যাংক ইউ এবং আমি না আমার, আমার জায়গা থেকে হয়তোবা আমার কাছে অ্যা কোনো অন্য উপায় ছিল না সে কারণে আমি করতে পারছি। আপনাদের কাছে বা বেশিরভাগ মানুষের কাছে উপায় থাকে তাই করে না। এটা আসলে অ্যাচিভমেন্ট এর কাতারে আমি ধরি না।
জি। হুম, হুম। জি, জি। <chuckles> আ না, না, না ব্যাপারটা সেরকম কিছু না ভাই। ব্যাপারটা হচ্ছে এটাই যে আম আমার মনে হয় যে আ আমি একটা লেখা পড়ছিলাম। আমি জানি না ঠিক মানে ইয়েতে। আসলে মানে সবার স্ট্রাগল থাকে, হুম। কারো স্ট্রাগল থাকে হচ্ছে যে মানে এম দেখে না দে দেখবেন ১০০ মিটার রেইস এ আ সবাই কিন্তু একই জায়গা থেকে শুরু করে না। সবা কেও একজন, একজন সবার সামনে থেকে শুরু করে, একজন সবার পেছন থেকে শুরু করে। ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আ আম সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন পরিস্থিতিতে। আমরা সবাই রেস শুরু করেছি এবং যে আসলে চেষ্টা করে এগিয়ে যেতে পারে সেই আসলে জয়ী হবে। এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এটাই, এটাই, এটাই। তবে ওই যে যেমনটা বলছিলাম অ্যা মানুষের যে আপনি বলছিলেন, যে এটা টার্গেট থাকাটা খুব জরুরী এবং পরবর্তী জীবনে বাজেট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর জন্য কিন্তু এটা অনেক দরকারী। আমি একটু ছোট্ট করে যদি বলি, দেখা যাচ্ছে আমি যখন হয়তো বা 'ILLIYEEN' এর পাঞ্জাবি পড়িনি আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার টার্গেট ছিল যে আমি একটা 'ILLIYEEN' এর পাঞ্জাবি পড়বো। বা এটা আমাকে পড়তে হবে। আমি টার্গেট অ্যাচিভ করছি। এখন আমি বুঝতে পারছি যে আসলে আমার জীবনে চলার জন্য 'ILLIYEEN' এর পাঞ্জাবির কোন দরকার নেই।
জি, জি, জি। হু, হু। হ্যাঁ। হুম। একদম। জি, জি, জি। হু, হু। হু, হু। হু, হু, হু। জি, জি। হু, হু, হু। হু, হু। হু, হু। জি। <laughs> এটাই, এটাই চমৎকার বলেছেন! জি।
হ্যাঁ, এখন কিন্তু আমি সেট করতে পারছি। আমার যখন আ কি বলবো এটাকে 'RichMan' থেকে শার্ট কেনার মত ক্যাপাবিলিটি ছিল না তখন আমি মনে করতাম আমি একটা ফরমাল মিটিং এ কিভাবে ৳৩০০ র শার্ট পরে যাব? এখন আমার 'RichMan' এর শার্ট বাসায় পড়ে থাকে। এখন বুঝতে পারছি যে আসলে মিটিং এ যাওয়ার জন্য আমার যোগ্যতা বেশি দরকার শার্টের থেকে।
হু, হু। হুম, হুম। জি, জি, জি। হু, হু, হু, হু। হু, হু। জি। আসলেই, আসলেই চমৎকার! চমৎকার!
তো মানুষের উচিত খরচ করা। এটা আমি সাপোর্ট করি এবং না করলে আসলে পর এখন যেমন আমি সেভিং করতে পারি, এখন আমি কম দামি বা আমার প্রয়োজনীয় একটা আরামদায়ক পোশাক হলেই হয়। এটার জন্য হলেও খরচ করা উচিত।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। জি, জি। হু, হু। হুম, হুম, হুম।

<chuckles> না, এটা তো অবশ্যই। আমি আসলে সম্পূর্ণ একমত আপনার সাথে। তবে আমার কাছে মনে হয় কি? যে এই যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আসলে অভিজ্ঞতা থেকে আসলে বাজেট নেওয়াটা। ঠিক আছে? অভিজ্ঞতা থেকে বাজেট ক্রিয়েশন টা। তবে আমার কাছে মনে হয় কি যে, যেমন আমি আপনার সাথে কথা বলে আজকে যেটা শিখছি সেটা হচ্ছে যে আম এইসব জিনিস না থাকলেও মানে লাক্সারিয়াস বিপ ব্যাপার-স্যাপার না হলেও কিন্তু হয়। তাই না? মানে ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্যটা।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। এটা যদি আপনি আমার কথার থেকে শিখেন, আপনি কিছু মনে করবেন না। আমি আবারো দুঃখিত। যদি আমার কথার থেকে শেখার চেষ্টা করেন। তাহলে আপনি অন্যতম একটা ভুল করবেন। এটাতে আসলে আমি চাইবো কেউ এটা না শিখুক। কারো কা কেউ এসে বলবে যে তোমার জীবনে আইফোনের দরকার নেই। তাকে জীবন থেকে দূরে সরায় রাখবেন। আমার জীবনে আইফোনের দরকার আছে। আমি কিনবো, আমি ব্যবহার করব। আমি ডিসাইড করব যে আমার জীবনে দরকার আছে কিনা? আমার রেমন্ডের টি শার্ট বা রেমন্ডের তো টিশার্ট হয়না। রেমন্ডের শার্ট আমার মিটিং এ যাইতে লাগবে কিনা এটা আমি পড়ার পরে বলতে পারবো। এবং আমিও চাই সবাই এটাই করুক।
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। না, না সমস্যা নাই। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা। আচ্ছা। হু, হু। আ আচ্ছা। হ্যাঁ। ও! ওকে। হু, হু। হুম। জোশ জোশ ভাই। জোস ভাই। থ্যাংক ইউ সো মাচ। আসলে ব্যাপারটা এরকম করে ভুলটা ধরায় দেয়ার জন্য তবে আমার কাছে মনে হয় জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। না, না, না। ঠিক আছে। ধন্যবাদ ভাই। তবে ব্যাপারটা হচ্ছে কি যে সবকিছুর উর্ধ্বে যে আমার কাছে মনে হয় যে টাকাটাকে য মানে খরচ কিভাবে করে করব সেটা শেখাটা মনে হয় একটু বেশি জরুরি। আপনি কি মনে করেন ভাই?
ভুল ধরানো না মানে আমার দর্শনে এটা আমি আপনার ভুল ধরাচ্ছি না আসলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় আ এমন একটা অবস্থা চলে আসছে যে আমাদের এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলা একদমই নেই। আমরা শিখিই না। এবং হাই স্কুল
হু, হু। হু, হু, হু। <chuckles> শুধুমাত্র অ্যাকাউন্টিং এ যারা পড়ে তাদেরকে মনে হয় একটু হালকা পাতলা ধারণা দেয়া হয়। তার বাকি যে
আপনি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করা ছেলেকে এসে বলবেন যে, "ভাই তোর আমার ১ মাসে আমি এই টাকাকে বাজেটে রূপান্তর করব। বাজেট করে হিসাব করব করে দেখ।" অনার্স মাস্টার্স পড়া ছেলে করতে পারবে না। কারণ তার তো শুধু পুথিগত জ্ঞান।
জ্বী। হু, হু। জ্বি, জ্বি। <chuckles> Oh my God হ্যাঁ, এটাও ঠিক এটাও ঠিক <chuckles> যাই হোক, আম
একদম বেসিক থেকে যদি তাদের ভেতরে বা তাদের ঠিক না, আমাদের ভেতরে এই জিনিসটা শেখায় দেওয়া হইত। আমি মনে করি যে আমাদের দেশের যুব সমাজ বা যুব সমাজ বলতে আসলে আমরাই এখন। আমাদের ক্ষেত্রে জীবনটা অনেক সহজ হত এবং এটাকে আমরা আরো অনেক প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারতাম।
জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হু, হু, হু। হুম। হুম, হুম। এখন আমরাই। হু, হু।